বুঝতে পারছি। আপনি খুবই চমৎকারভাবে জিনিসটা ব্যাখ্যা করলেন এবং সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা করলেন। তো আচ্ছা আপনি <laughs> আমার আ মানে আপনি যখন আসলে কফি খান বা মানে এই ধরনের হরমোনাল বিষ বিষয়গুলো তো আপনি বুঝেন। তো আ যখন হচ্ছে আপনার এ মানে হয় না স্বাভাবিকভাবে কোন কিছু ভালো লাগছে বা খারাপ লাগছে, তখন কি আপনার আ মাথায় এটা কাজ করে কিনা যে, এটা তো আসলে হরমোন এর খেলা চলছে। আমার তো এখন ভালো লাগা বা খারাপ লাগা এটা আসলে আ মানে হরমোনাল বিষয়। সুতরাং আমার এখন বিচলিত হওয়ার কোন কারণ নাই বা আমার তো আনন্দিত হওয়ার কারণ নাই আ ব্রেইন খেলছে। এরকম ভাবেন কিনা আপনি?
<chuckles> থ্যাংক ইউ। জী। হুম। <laughs> হ্যাঁ, এটা ভাবি এবং এটার ফলে অনেক কথাও শুনতে হয়। আমাকে বলতে হয় শুনতে হয় যে, "আমি অনেক রোবটিক আমি নিষ্ঠুর, আমি পাষাণ, আমার মধ্যে রোমান্স নাই, আমার মধ্যে ইমোশন নাই ইত্যাদি, ইত্যাদি।" আমি যতই তাদেরকে সায়েন্টিফিক বোঝাই, ধরেন আমার ওয়াইফ কোন এক কারণে কান্নাকাটি করছে। তার সাথে কেউ খারাপ বিহেভ করছে কিছু একটা। হয়তো আমার আম্মার সাথে কিছু একটা ঘটেছে। আমি তাকে বোঝানোর চেষ্টা করছি যে, "দেখো জিনিসটা যেটা ঘটেছে এখানে কারোরই ফল্ট না। বাট এখানে তোমার কাছে যে মনে হচ্ছে তুমি রিজেক্ট হয়েছো, এতে আসলে তোমার যে রিওয়ার্ডিং সিস্টেম সেটা মনে করছে যে তুমি তোমার যেটা দরকার ছিল সেটা পাওনি। যার ফলে যে অ্যা তোমার বডি হচ্ছে রিঅ্যাক্ট করছে, তোমার ব্রেইন কিছু হরমোন রিলিজ করছে যার ফলে তোমার এটা খারাপ লাগছে। বাট তুমি একটু লজিক্যাল ভাবো, তেমন কিছু কিন্তু হয়নি।" এইটা যদি ভু বলতাম শুরুর দিকে। এখন আর ভুলেও বলি না। শিক্ষা হয়ে গেছে, হ্যাঁ? এটার ফলে যেসব কথা আমাকে শুনতে হয়েছে, এখনো শুনি। আ আসলে জীবনটাকে এভাবে দেখাটা জিনিসটা আমার কাছে খুবই বোরিং মনে হয় আসলে। জি, জি।
রোবটিক রাইট, নিষ্ঠুর, পাষান, হ্যাঁ? <laughs> হ্যাঁ। হ্যাঁ। হ্যাঁ। হুম। হুম। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। <laughs> ওই যেমন বলছিলেন আপনি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ জি ও আসলে অনেক বোরিং হয়ে যায়। আপনি যেরকম বললেন যে আসলে ঐরকম কোন থ্রিল থাকে না। কারণ আপনি যখন সবকিছুই জেনে যাচ্ছেন বা আপনি যখন ওয়ার্কিং প্রসিডিউর টা সম্পর্কে জেনে যাচ্ছেন তখন কিন্তু আসলে আ ঐরকম মানে উত্তেজিত হওয়া বা ওই যে রোলার কোস্টার বলে ইমোশনাল রোলার কোস্টার যেটা ওইটা কিন্তু ঐরকম আর আ মনে হয় না ফিল করা হয়, তাই না? আচ্ছা, আর আ সকাল বেলায় আপনি আ কফি দিয়ে শুরু করেন বললেন। কফি খেয়ে তারপর হচ্ছে পেপার নিয়ে অ্যা পড়তে, পড়তে দিনটা শুরু হয়। তো এরকম কি হয় যে দিনের মধ্যে একাধিকবার বা বেশ কয়েকবার হচ্ছে কফি খেতে হয় কাজ করার জন্য। অনেকেই দেখা যায় যে আ ৩টা বা ৩বার বা ৪বার কফি খেতে হয় তার রেগুলার এক্টিভিটিস গুলো বজায় রাখার জন্য বা কাজ করার জন্য বা নিজেকে বুস্ট করার জন্য। এরকম করতে হয় কি আপনার?
হুম। হুম। হ্যাঁ, জি, জি। ওটাই আ জি। হুম।

আচ্ছা, আচ্ছা। তো কফিটা খেলে কি অ্যাটেনশন দেওয়ার যে, ক্যাপাসিটি, সেটা কি একটু বেড়ে যায় কিনা? আর আপনি বলছিলেন যে, মিটিংয়ের আগে আ আপনি একটু কফি খেয়ে বসেন নিয়মিতই। তো সেটা কি মানে আপনার মনোযোগটা মিটিংয়ে কেন্দ্রীভূত করতে সাহায্য করে কিনা?
হুম। না, এটা আসলে ভুল ধারণা কফি সম্বন্ধে। কফি, চা এগুলো সম্বন্ধে যে, মানুষের যে, ধারণা, কফি খেলে অ্যাটেনশন দিতে সুবিধা হয়, এটা আসলে ভুল ধারণা। যেটা হয়, আমাদের যে, ক্লান্তি ফিল করি আমরা, ধরেন আপনি সন্ধ্যার দিকে কফি খাচ্ছেন। আমাদের ব্রেইন তো ঘুমের যে, হরমোন, সেটা ভোর থেকে রিলিজ করে, আপনি ঘুম থেকে উঠার পর থেকে রিলিজ করে। ওইটা আপনার ব্রেইনে যত আস্তে, আস্তে রিসেপ্টর গুলোতে সংযুক্ত হবে, আপনি তত ক্লান্ত ফিল করবেন, তত বেশি ঘুম আসবে। কফি গুলোকে সরিয়ে যেহেতু জায়গাটা দখল করে নিচ্ছে, আপনার মধ্যে ক্লান্তি ভাবটা দূর হয়ে যাচ্ছে। আপনার মধ্যে ঘুমের ঘুম যে, ভাবটা, সেটা দূর হয়ে যাচ্ছে। যার ফলে আপনি যদি এখন চান, কফি খাওয়ার পরে যেহেতু আপনার মধ্যে সতেজতা ফিরে এসেছে, আপনি এখন চাইলে মনঃসংযোগ দিতে পারছেন। কফি আমাদের মনঃসংযোগ বাড়াচ্ছে না। জি, জি।
উম। হুম। হুম। হুম। ওহ। হুম। হুম। হুম। আচ্ছা, আচ্ছা। মানে ওই যে, ক্লান্তি ভাবটা রাইট, রাইট হ্যাঁ, ক্লান্তি ভাবটা সরিয়ে দেয়, যেমনটা আপনি আগেও বলছিলেন। যে, ক্লান্তির ভাবটা সরিয়ে দেয় সেজন্য হচ্ছে আ মানে ক্লান্তিটা লাগে না আরকি। এনার্জি দেয় এটা মানে ঐরকম সত্য নয়।
হু, হুম। হুম। নেক, মনোযোগের কাজটা আমরা নিজেরাই করি। কিন্তু আমাদের মানে প্রশংসাটা পাই কফি। ওটা আমরা নিজেরাই করি আরকি।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আচ্ছা, রাইট। <chuckles> হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আর এমনিতে আপনি তো বলছিলেন যে, স্বাদটা হচ্ছে আপনার এই তিতকুটে যেটা আপনি বলছিলেন আরকি, তিতকুটে স্বাদের কফিটাই আপনার সবচেয়ে বেশি ভালো লাগে। এছাড়া আ তো নিশ্চয়ই আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কফি ট্রাই করা হয়েছে। তো একদম সা আপনি এখন যেটা খান, সেটাতে তো আপনি অভ্যস্ত হয়ে গিয়েছেন। তারপরেও এম এমনিতে থাকে না যে, আ খুব বেশি ভালো লেগেছে একটা কফি খেয়ে। বা কফির তো এখন অনেক ধরনের প্যাটার্ন বা অনেক কিছু আছে। তো এগুলো যদি আপনি একটু বলতেন আরকি, যে, আসলে আপনি কোনটা খেয়ে সবচেয়ে বেশি চমৎকৃত হয়েছেন, কোন ধ কোন ধরনের কফি খেয়ে?
জি, জি। হুম। হ্যাঁ। হু, হুম। <laughs> জি। আ জি, জি। হ্যাঁ, বেসিক্যালি আপনি যদি কফির ইতিহাস নিয়ে একটু ঘাটাঘাটি কর করেন তাহলে দেখবেন কফির উৎপত্তি নিয়ে আ কিছুটা বিবাদ আছে। কেউ বলে হচ্ছে কফির উৎপত্তিস্থল হচ্ছে মিডল ইস্টে, কেউ বলে কফির উৎপত্তিস্থল ইথিওপিয়াতে। তো আমি আমার রিসার্চ থেকে যেটা পেয়েছি, কফির উৎপত্তিস্থল হচ্ছে মিডল ইস্টে। আমি একবার দুবাই যাওয়ার সুযোগ হয়েছিল। তো সেখানে গিয়ে দুবাইয়ের একটা শপিং মল ছিল, আমি শপিং মলে যখন ঢুকি, ওটা কফির জন্য বিখ্যাত। হ্যাঁ? তো যখন ঢুকি, প্রায় কি বলবো, ১০০ মিটার দূর থেকে যেন আমি কফির গন্ধ পাচ্ছি। আমাকে তো মনে হচ্ছিল, আমি স্বর্গে চলে আসছি। এমন একটা বিষয়। হ্যাঁ? ওখানে গিয়ে, ওখানে নিজস্ব মানে আমার সামনে কফির যে, বিনগুলো, সেগুলো রোস্ট হচ্ছে। এরকম একটা জায়গায় ওদের নিজস্ব টেকনিকে বানানো কফি খেয়ে আসছি। আমার আমি আপনার সাথে কথা বলছি আম স্টি মানে আমার মুখে পানি চলে আসছে এমন একটা অবস্থা আরকি। এবং এগেইন এটার যে, স্বাদ ব্ল্যাক কফি যে, তিত স্বাদ সেটা কিন্তু যে, ফ্লেভার টা
হুম, হুম। হুম। আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। হু, হুম। বাহ। আচ্ছা, আচ্ছা। হুম। <laughs> বুঝতে, পেরেছি।